আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটাই। আ সুন্দর বলেছেন এম আপনার সাথে একটু আ এড করবো। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা তো definitely ঠিক আছে। পাশাপাশি আমি এটা বলতে চাইছি আসলে বড় হওয়ার জন্য ১ম শর্ত হচ্ছে আমার target কে ঠিক করা, যেটা আপনি বলেছেন। পাশাপাশি আমার সততা এবং পরিশ্রম, দুইটাকেই কিন্তু চালু রাখতে হবে। হ্যাঁ? আমি আমাকে সৎ থাকতে হবে। আমার আমার কাজের প্রতি dedication থাকতে হবে। এবং আমার কাজের প্রতি আমাকে সম্মান রাখতে হবে। হ্যাঁ। আর আর হচ্ছে আমাকে আসলে আ মানুষের লাইফে কিন্তু ups and downs থাকবে। হ্যাঁ। কখনো আমার কিছু বিষয় আমার আসবে, কখনো আসবে না। তো এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমাকে এটা বলতে হবে না যে
উম। হুম। হুম। জ্বী, জ্বী, জ্বী। হুম। হুম। উ জ্বী, জ্বী। হয়ও। আসলে ওটা মেনে নিতে হবে আরকি। মেনে নেয়ার একটা ক্ষমতা থাকতে হবে মনের ভিতরে। হুম, অবশ্যই।
একটা প্রবনতা বা আমাদের একটা যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ? এটা আসছে একটা লা আ আমার লাইফে ছিল। Part of life মনে করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে। এখন আমি সেই সেটাকে ধরে যদি বসে থাকি, সে তা তাহলে তো আমি আসলে সামনের দিকে যেতে পারবো। তো সামনে যাওয়ার জন্য লাইফে আ ups and downs টাকে মেনে নিয়ে, হ্যাঁ? আমাকে আমার লক্ষ্য নির্ধারণ করে আমাকে সামনে এগিয়ে যেতে হবে।
জ্বী, জ্বী, জ্বী। উ জী। হুম। জ্বী।
আ আপনার সাথে কথা বলে জ্বী, জ্বী, জ্বী। অনেক সুন্দর আলোচনা হয়েছে আমাদের মধ্যে।
আসলে এ বিষয়ে হু, হু। হুম। সত হুম, আসলে
আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। Next এ ইনশাআল্লাহ আরো অর অন্য কোন বিষয় নিয়ে আলোচনা হবে।
জ্বী। অবশ্যই। আমারও আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমি আশা করি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান। দোয়া করি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
থ্যাংক ইউ।